হ্যাঁ দেখুন আসলে বন্ধুত্বের মধ্যে বলব যে আসলে আমরা কিন্তু আসলে এটা করি এবং এটা মেইনটেইন করা কিন্তু বেশ সুবিধাজনক এবং বন্ধুত্ব রক্ষার ক্ষেত্রেও কিন্তু বেশ অ্যা গুরুত্বপূর্ণ আমার কাছে, কাছে মনে হয়। কারণ দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রতিদিন কোনো না কোনো সময় কিন্তু আসলে একসাথে অ্যা ৪ বন্ধু একত্রিত হই এবং সেই ইউরোপের বন্ধুসহ। তখন কিন্তু আমরা দেখা যায় যে হচ্ছে বিভিন্ন ধরণের যে অনলাইনে যে আ আ লুডু যেটা রয়েছে বা PUBG MOBILE সেটা কিন্তু আসলে খেলার চেষ্টা করি এবং এতে করে কিন্তু আসলে আ বন্ধুত্বের যে জায়গাটা সেটাও কিন্তু আসলে বেশ ভালো হয়। এবং অনলাইনকে ব্যবহার করে কিন্তু আসলে আমরা আ যোগাযোগ করি এবং আমাদের কিন্তু একটি বিশেষ গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আসলে সকল বন্ধুরা কিন্তু বিভিন্ন ধরনের আ ফানি মোমেন্ট বা ফানি মিমস বা বিভিন্ন ধরনের কিন্তু আসলে একে অপরকে অ্যা আমরা কিন্তু পিছিয়ে রাগি লেগে কিন্তু আসলে মজা করি প্রতিনিয়ত আরকি। এভাবে কিন্তু আসলে হয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে।
জি, জি। জি। উ হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা খুবই ভালো। আচ্ছা আমি কি এটা বলতে পারি যে, এই বর্তমান সময়ে আসলে স্বার্থপরতা বা নিজেকে প্রতিষ্ঠিত করার যে একটা প্রতিযোগিতা এ এই বিষয়গুলো বন্ধুত্বের সম্পর্ককে। অ্যা আ দূরে ঠেলে দিচ্ছে। এই ব্যাপারটা আসলে আপনি কি বলবেন?
হ্যাঁ, আসলেও দেখুন বর্তমানে কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আসলে আ আগে যেমন আসলে একে অপরের বন্ধুর সাথে আসলে একশ এক একসাথে একত্রিত না হলে কিন্তু আমাদের খুব খারাপ লাগা কাজ করতো যে আসলে কখন সকাল হবে, কখন আসলে হ্যাঁ বন্ধুদের সাথে কিন্তু একত্রিত হব। সেটা কিন্তু আসলে প্রযুক্তি ব্যবহার করতে, করতে আমরা আসলে একা থাকতে শিখে যাওয়ার যে অ্যা মন-মানসিকতা সেটা কিন্তু আসলে তৈরি হয়ে গেছে। এবং সেখান থেকে দেখা যায় যে আসলে আ বন্ধুর সাথেও কিন্তু আসলে একে অপরের যোগাযোগ কিন্তু না করেও কিন্তু আসলে অনেকে আসলে থেকে ফেলছে।
খারাপ লাগত। সময়েই যেতে চাইত না। জি, জি।